আচ্ছা। এক্ষেত্রে আমাদের একটা বিশেষ রকমের আরকি আ পদ্ধতি আছে। সেটা হলো যে, আ পরীক্ষার হলে ম্যাথ করার জন্য কিন্তু আসলে স্যারেরা অ্যা আবার এক্সট্রা একটা পেজ দেয় বা ওই যে আ রাফ করার জন্য কিন্তু আসলে লুজ পেপার দেয়। যেটা কিন্তু আসলে অ্যা একটু বেশি রকমের কার্যকর। বলা যায় যে, অ্যা ওই লুজ পেপার টাকে যদি আসলে কোন একজন ব্যক্তি লুজ পেপার নিয়ে আ কোন একটা ম্যাথ পারে। আর বিশেষ করে বন্ধু মহলের যে উপকৃতর যে ব্যাপারটা আছে বা অপরিচিত যারা আছে তাদের থেকেও কিন্তু আসলে উপকারের যে ক্ষেত্রেটা সেটা পাওয়া যায়। বিশেষ করে বলা যায় যে, আ এমন একটা ক্ষেত্র। যে, আ আমার আমি একটা জিনিস পারি। তো এখন ওই জিনিসটা আমি পারি মানে ওই হলে সবাই পারে। এমন একটা ব্যাপার আরকি যে। হ্যাঁ। আর আরেকটা ব্যাপার এখানে সবথেকে বেশি রকমের গুরুত্বপূর্ণ বা বলা যায় যে, আ খুব ভালো রকমের কাজ করে। সেটা হলো যে, আ আপনার যখন আসলে কোন কাজ করা হয় বা এই যে, আ বিশেষ করে লেখার ক্ষেত্রে, তখন কিন্তু আপনার ওই যে, আ অন্য ব্যক্তিরা যেটা পারে সেটা কিন্তু আসলে তাদের লেখাটা শেষ হলে আ বা ওই, ওই, লাইনে যতগুলো মানুষ আছে তর তাদের সবারই লেখা হয়ে যায়। তো একটু দূরে যারা আছে তাদের হাতে কিন্তু আসলে যে অ্যা লুজটা সেটা কিন্তু আসলে পাস করে দিলে কিন্তু, আপনার যে চাপের যে ক্ষেত্রটা। সেটা কিন্তু আসলে কমে যায় আরকি। আর আ বলা যায় যে, অ্যা লেখা হয়ে গেলে কিন্তু আসলে ওই যে আ যারা আরকি পায়নি তারাও কিন্তু আসলে পা পেরে যায়। অ্যা বলা যায় যে, অ্যা একজন পারা মানে, পরীক্ষার হলে আ সব সকলে মিলে পারা আরকি।
হ্যাঁ, হ্যাঁ। সবাই পারে। হ্যাঁ, হ্যাঁ। রাইট এটা, এটা, খুব চমৎকার। হ্যাঁ। রাইট। রাইট। হ্যাঁ। পেরে যায়, হ্যাঁ। সবাই পারা, হ্যাঁ সবাই পারা, হ্যাঁ এটা ঠিক বলেছেন। আচ্ছা যদি ওইরকম কোন প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়। যেখানে আসলে আগে থেকে জানা যাবে না যে কি আসতেছে। অনেক সময় বিভিন্ন ভর্তি পরীক্ষা জাতীয় যে পরীক্ষাগুলো থাকে। সেখানে দেখা যাচ্ছে যে, পুরো বই থেকে হয়তো কিছু এমসিকিউ আসে এবং সেখানে হচ্ছে অ্যা এই ধরনের অ্যা টোকেন বা এইজাতীয় কোন কিছু নিয়ে যাওয়ার সুযোগ থাকে না। কারণ অনেক ক্ষেত্রে আসলে একটু চেক করে ঢুকানো হয়। কখনো, কখনো। বা সেই পরীক্ষাগুলোর সময় আসলে ওয়াশরুমে যাওয়ারও ঐরকম সুযোগ থাকে না। তো ওইগুলোর ক্ষেত্রে কি আপনি আগে থেকেই মানে পড়াশোনা করে প্রিপারেশন টা নেন? নাকি ঐখানে আসলে কোন ট্রিকস এপ্লাই করার সুযোগ থাকে?
অ্যা জি। হ্যাঁ, হ্যাঁ। হুম, জি। হু, হু। হু, হু, হু। আচ্ছা।